আ আসলে কনফ্রন্ট তো করা যায় না পরিচিত বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে। কারণ সে হয়তো ভুল বুঝে এসব করছে। মেইনলি সিরিয়াসলি কেউ জিনিসটা করে না। তো তাকে আসলে বুঝাতে হয় কি যে কেউ যদি বারবার করে যেমন নিজের অতিরিক্ত আত্মীয় বা অতিরিক্ত ক্লোজ হলে কিন্তু ডিরেক্ট বলা যায় যে আসলে এই যে একটা জিনিস এটা কিন্তু আসলে ভুল। এটা হয়তো ঠিক না বা মানুষ হয়তো এসব কিছু ভাববে। তো এটা বলে তারা মনে করে, মানে মন খারাপ করে না। কিন্তু অনেক মানুষ কিন্তু আছে যাদের একটু ইগো তে লাগে। তো সেই সব মানুষের সাথে একটু ট্রিকিলি ভাবে আসলে এগুলো হ্যান্ডেল করতে হয়। তাদেরকে কিন্তু আসলে সরাসরি আপনি ভুল সেটা না বলে মানে আসল যে নিউজ সেটার লিঙ্ক পাঠিয়ে বলা যেতে পারে। আমি কিন্তু এটা দেখেছি। এটা হচ্ছে খবরে দেখিয়েছে একদম ভ্যালিড সোর্স এই পত্রিকা থেকে আসলে বের হয়েছে। তো দেখতে পারেন। হুম, হ্যাঁ তো এটা বললে কিন্তু তারা নিজেরাই যাচাই করে নিজেরাই কিন্তু তখন ডিসিশন নিতে পারে।
হুম। হুম, হুম। হুম, হুম। একদম। হুম। একদম। হুম, হুম। উহুম। একদমই তাই। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, এটা একটা প্রমাণ আপনি তাকে দিয়ে দিতে চান আর কি তাই তো? আচ্ছা, আচ্ছা, বাহ! এটা। একদম, একদম। এটা কিন্তু বেশ ভালোই একটা আ ইয়ে পেজ মানে উম সোর্স বা ইয়েটা চেক করে যেটা বললেন সেটা আ ভালো একটা ট্যাকটিক বললেন আরকি। তো আপনাকে কোন ধরনের সোর্স বেশি আ এমন সন্দিহান করে তোলে মানে কোন নামহীন ব্লগ বা ইউটিউব চ্যানেল, এরকম কি কিছু আছে? যেটা দেখে আপনি বুঝতে পারেন যে না এখান থেকে আসলে ফেক নিউজটা ছড়াবে বেশি?
হুম। ও মাঝে, মাঝে এটা যেমন হচ্ছে যে কিছু, কিছু পেজ কিন্তু আছে যারা আসলে ইনফেমাস যারা সবসময় ভুল তথ্য ছড়ায় বা আতঙ্ক ছড়িয়ে দিতে চায়। আপনি হচ্ছে যে ওদের নাম দেখলে কিন্তু বুঝতে পারেন যে এখান থেকে কোন নিউজ বের হওয়া মানে এটা ঠিক না। তো এটা একটা তো আছেই। তো সেটার সাথে সাথেও আসলে আপনি কি রকম ছবি দিচ্ছে অতিরিক্ত আসলে আ মানে অতিরিক্ত বাজে টাইপের হেডলাইন দিচ্ছে কিনা? বাজে বলতে কি দৃষ্টি কে উম আকর্ষণীয় হেডলাইন দিচ্ছে কিনা যে এই দেখুন কি করলো উনি এরকম টাইপের জিনিসপত্র দিচ্ছে কিনা। এগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে না ওরা শুধুমাত্র অ্যাটেনশন টা নিয়ে যাওয়ার জন্য এসব করছে।
উম। হুম। উহুম। হুম। উহুম। একদম, একদম, একদম হ্যাঁ। হ্যাঁ। হুম ভাইরাল হওয়ার জন্য বা পাবলিসিটিটা বেশি হওয়ার জন্য। তো সেক্ষেত্রে কি আ আপনার মনে হয় না যেসব নিউজ পোর্টালগুলা বা যেসব আ ফেসবুক পেজগুলো এই ধরনের আ উদ্ভট খবরগুলো ছড়াচ্ছে বা ফেক খবরগুলা ছড়াচ্ছে তাদের কিছু রেসপনসিবিলিটি রয়ে যায় সমাজের প্রতি?
উম। জি। উহুম।